হ্যাঁ, কিন্তু এটা আমাদের সর্বসাধারণের জন্য এটা অনেক কঠিন। একজন ধরেন সাধারণ অ্যা রিক্সা চালায় শহরে। তারও কোনো উম পরিবারের কারও হল। এখন এই যে টাকা, এ এত অত্যাধুনিক প্রযুক্তি, সেটা যদি সস্তা হয় যেন আমদে অ্যা এটাই এ এটাই আমার চাওয়া এ বর্তমান প্রযুক্তির কাছে।
হু। জ্বী, জ্বী, জ্বী। হু। হু, হু। হুম। সেটাই, সেটাই, সেটাই, সেটাই। এইট এইটা আসলে এইটা আসলে হবে, ভবিষ্যতে হবে। প্রযুক্তি দেখেন প্রযুক্তির কারণে কিন্তু এখন দেখছেন যে অনেকে যখন হার্ট অ্যাটাক করে বা হার্টে ব্লক ধরা পড়ে, তখন কিন্তু দেখা যায় যে আগে কিন্তু কি হতো? তার একটা হার্ট অ্যা হার্ট বাইপাস করতে হতো। বিশাল বড় করে কেটে একটা অপারেশন-টপারেশন করতে হতো। তারপরে হয়তো রিং বসানো লাগতো আরকি। তো এখন এই কাজটা কিন্তু সামান্য একটুখানি incession এর মাধ্যমে খুব সহজে কিন্তু রগের ভিতর দিয়ে কিন্তু সেই রিংটাকে ঢুকিয়ে দিয়ে হার্টের মধ্যে কিন্তু পরিয়ে দেয়া হচ্ছে, হ্যাঁ? তো কাজটাও সহজ হয়েছে। <clicks tongue> এবং অনেকটা ঝুঁকিমুক্তও হয়েছে এবং আ মানে সময়ও অনেক বাঁচছে। আ আমি আমি অনেক আশাবাদী যে সামনে আসলে প্রযুক্তিতে আস প্রযুক্তি যখন এই জিনিসগুলোকে আসলে capture করবে, এ দা ক্রমান্বয়ে ধাপে, ধাপে এটার দাম কমে আসবে। দেখেন অ্যা আপনি তো নিশ্চয়ই জানেন যে একটা মানে যখন বাটন ফোনগুলা ১ম বের হয়েছিল তখন কিন্তু ওগুলোর দাম অনেক ছিল, ঠিক আছে? অ্যা কিন হ্যাঁ, অনে অনেক দাম ছিল। তো ধাপে, ধাপে যখন নতুন প্রযুক্তি আসলো, ওই আগের প্রযুক্তির দাম কিন্তু কমে গেল। তো প্রযুক্তিগুলো আসলে এভাবেই কাজ করে। যখন ওইরকম নতুন প্রযুক্তি আসবে চিকিৎসা বিজ্ঞানে, আগের প্রযুক্তিগুলার দাম কমে যাবে। মানুষ ওগুলাকে সহজে afford করতে পারবে। তো এই ব্যাপারগুলা আসলে ঘটবে। তো আমি আসলে যেটা বলতে চাই যে আমার স্বপ্ন পূরণের জন্য আমি আসলে আপ যে ১ম ধাপটা যেটা, উম সেটা হচ্ছে হলো যে মানে এই AI related যে বিভিন্ন algorythm গুলা যেগুলা আছে, সেই algorythm গুলা আমি আসলে শেখার চেষ্টা করছি। এবং আশা করছি যে এগুলা শেখা হয়ে গেলে তারপরে আরো যে বাকি যে ধাপগুলো আছে, সেগুলো আমি আসলে ক্রমান্বয়ে যাবো। এবং জি।
হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চ হ্যাঁ হ্যাঁ ৳১,০০,০০০ র মত নাকি ছিল ঢাকায় যখন চালু হয়, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। নিশ্চয়ই। হু। আচ্ছা। তো আপনার উচ্চ শিক্ষার জন্য আপনি একবার জাপানে ঘুরে আসতে পারেন নাকি? না গেছেন অ্যা এক-আধবার?
এ জ্বি। চমৎকার! চমৎকার জায়গার কথা আপনি কিন্তু বলেছেন। ও মানে ওইটা আসলে এতটা মানে ওনাদের চিন্তা ভাবনা, ঐখান থেকে না সবচাইতে বড় বিষয়টা যেটা আসলে উনাদের যে চিন্তা শক্তি, হ্যাঁ? এবং উনারা যে কতটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে জীবন যাপন করেন, আমার মনে হয় এই জিনিসটা আমার জন্যে দরকার। আমিও চাই যে আমার জীবনটা সুশৃঙ্খল হোক। হয়তো তাদের এই জীবনযাপন পদ্ধতিটা দেখে আমিও হয়তো আমার জীবনের মধ্যে হয়তো পরিবর্তন আনতে পারব। আমি নিশ্চয়ই চেষ্টা করবো, আমার ইচ্ছা আছে যাওয়ার। জী।
হ্যাঁ। হ্যাঁ, তো আপনি হ্যাঁ। তো ঠিক আছে আমি আপনার আ appreciate করি ।আপনি মানে একটা যোগাযোগ করেন। যো
হ্যাঁ। জি। আমিও আমিও আপনাকে আরো বেশি appreciate করি। আমি তো আমার নিজের ব্যক্তিগত চিন্তা করছি। আপনি কিন্তু আপনি কিন্তু পুরো একটা সমাজ হ্যাঁ? একটা সমাজের চিন্তা করে কিন্তু আপনার ভবিষ্যতটা আ আগাচ্ছেন আসলে। আপ অনেক ধন্যবাদ। জ্বী, জ্বী। হু, হু।
হু। আচ্ছা। সব আর আরেকটা জিনিস কি? আমি হোটেলে ঢুকলে বলে কি জানেন? "এ ভাই একটা বৈজ্ঞানিক চা দাও।" মানে আমি ওই একটু ডায়াবেটিস তো, একটু চিনি কম একটু চাপ লিকারটা একটু বাড়ায় দিয়ে একটু চা হ্যা, ভাই। কথাটা শুনে আমার ভাল
<chuckles> চমৎকার! হু, হু। জ্বী, আজকে আপনাকে ধন্যবাদ। জ্বী।